সমুদ্রের সাথে আসলে আমার অনেক স্মৃতিই রয়েছে তো সেক্ষেত্রে আসলে সমুদ্রেতে আমার যাওয়ার প্রয়োজন নেই, আমি বড়ই হয়েছি সমুদ্রের মাঝখানে বলতে পারেন। তো যেটি আসলে আপনাকে আমি বলতে চাই উম যে এই ছাড়া যদি আসলে আমি টুরের কথা বলি সেক্ষেত্রে আসলে আমি মানুষের সাথে মিশতে পারবো এরকম যেকোন স্থানে; আসলে সেক্ষেত্রে আসলে যদি ইন্টারন্যাশনাল ট্যুরের কথা আসলে চিন্তা করতে চাই; সেক্ষেত্রে শ্রীলঙ্কায় যেতে আমার খুবই ইচ্ছা রয়েছে, কারণ শ্রীলঙ্কার মানুষদের সাথে আসলে মেশা এবং তাদের সংস্কৃতি দেখা এবং তাদের সংস্কৃতি আ কে বলতে পারেন যে ভিজুয়ালাইজেশন এর মাধ্যমে আসলে আ তারা অনেকটাই আসলে আ এনরিচড আসলে ছোট একটি দেশ হওয়া সত্বে এতটাই এনরিচড সংস্কৃতি আমাকে আসলেই অবাক করে এবং বলতে পারেন যে, ফ্যাসিনেট করে বলে আমি সেখানে একবার হলেও যেতে চাই। তো আপনার এরকম আছে কিনা?
হু, হুম। হু, হুম। আচ্ছা। হুম, হুম। হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ। হ্যাঁ। বাহ্! আমার আ রিসেন্টলি আম যেতে ইচ্ছা করছে নেপাল। আমি নেপাল সম্পর্কে খুব আম জানাশোনা করছি, রিসার্চ করছি এবং দেখলাম যে আম আমাদের কান্ট্রি ওয়াইজ সেখানে যেতে কোনো ভিসাও লাগছে না, তো ওটা আসলে আ মানে একদমই দেশের বাইরে এটা আমার ১ম জার্নি হবে, যদি যাই। তো জন্য আমার মনে হয় এটা বেস্ট চয়েস হবে কারণ <sniffs> আ ওই যে সেফটির একটা ব্যাপার আছে না? তো নেপালের মোটামুটি দেখলাম যে ভালোই ওখানকার লোকেরা আ মানে সেফ একটা প্লেস বলা যায়, সেফ কান্ট্রি সো আমি অবশ্যই চাইবো না এমন কোন জায়গায় আসলে আমার ১ম জার্নিটা হোক যেখানে আমার আ একা ভ্রমণের আগ্রহ হারিয়ে যায় হ্যাঁ।
হুম, হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। হুম, হুম। উহুম, হুম, হুম। বাহ! হুম, হুম। উহুম। উহুম। উ হুম, একদম হুম, হুম। হুম, হুম। তিক্ত অভিজ্ঞতার আসলে সম্মুখীন আসলে হই। তবে সেক্ষেত্রে আসলে খুব প্লান করে যাবেন, সবকিছু গুছিয়ে যাবেন আ যাই হোক আসলে আপু এই বিষয়গুলো নিয়ে কথা বললে বা সোলো ট্রাভেলিং বা ট্রাভেলিং নিয়ে কথা বললে আসলে শেষ হতেই চায় না, তবে আসলে একটু ব্যস্ততার জন্য আসলে শেষ করতে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আরো বেশি একা, একা ট্যুর করবেন। হুম, হুম, একদম।
হ্যাঁ। হ্যাঁ। হুম, সত্যি, সত্যি। সমস্যা নেই আবার আপনার সাথে কথা হবে। হুম, ইনশাআল্লাহ আবার আপনার সাথে আমার কথা হবে এবং আমরা আবার জমিয়ে আড্ডা দিবো এই বিষয়ে। কারণ আ এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা পছন্দ করি তো আমাদের অনেক কথা বলতে ভালো লাগে। ভালো থাকবেন ধন্যবাদ, শুভরাত্রি।
হুম, হুম। হুম, হুম। হু, হুম, শুভরাত্রি।